বাহ! এটা কিন্তু বেশ বলেছেন আপনি। তো আসলে দেখা যায় যে শুধু খেলাধুলা তারপর ওই যে বিভিন্ন ঘরোয়া পুশ আপ টুশ আপ এগুলোর কথা বললেন আপনি। তো সেক্ষেত্রে কি আ এটা শুধু এটা করলেই হয় নাকি আবার পে দেখা যায় যে খাবারের যে ডায়েটের বিষয়টা রয়েছে, দেখা যায় যে অ্যা খাবার পরিমিত খাইতে হবে বা খাবারের আ সুষম বা ওই পুষ্টি গুণগুলো আসলে নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে আসলে কি টাইপের খাবারগুলো বেশি কাজে দেয় এই মানে ফিট থাকার জন্য?
আসলে ফিট থাকার জন্য আমাদের বেশি বেশি করে প্রোটিন খাইতে হবে। আর প্রোটিন খেলে হয় কি? যে আপনার এক তো মাসল বাড়বে, তার তার সাথে কিন্তু আপনার চর্বি কিন্তু কমাতে কিন্তু সাহায্য করবে। তো মাসলের সাথে কিন্তু আবার মানে ফ্যাটও খেতে হবে। কিন্তু এটার চেয়ে হেলদি ফ্যাট খেতে হবে। যেরকম আপনি যদি ডার্ক চকোলেট খান তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো খাবার। মানে এটা কিন্তু গুড ফ্যাট আপনার বডির জন্য। তো আপনি
বলেন কি! বাহ! বেশ ভালো। হ্যাঁ। মানে ডার্ক ফ্যাট খেলে কি অ্যা মানে চকোলেট খেলে কি, এটা কি মানে আ চর্বি ক্ষয় হয়?
চর্বি ক্ষয় না। আপনার কিন্তু মানে মানে স্বাস্থ্যবান মানে খাবারের জন্য কিন্তু পুষ্টিকর খাবারের জন্য কিন্তু আপনার ফ্যাটও লাগে। এটা কিন্তু মানে ফ্যাটও লাগে। তখন আরকি এই ডার্ক চকোলেট টা কিন্তু সাহায্য করে। তো এটা খেলেন, মাছ খেলেন, তার সাথে সাথে কিন্তু সবজি খেতে হবে। সবজি কিন্তু এক তো আপনার আ মানে স্বাস্থ্য মানে পুল পেটটা কিন্তু পুরা ফুল থাকবে। আর মানে খাবার কিন্তু আপনার ডায়েট মানে, ডাইজেশন করতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে।
ও মানে পুষ্টিগুণ ভালো আরকি। ওহ! বুঝতে পেরেছি। হ্যাঁ। মানে আমিষ জাতীয় খাবারগুলোর ক্ষেত্রে আসলে একটু এড়িয়ে চলতে হবে। এই তো?
জাঙ্ক ফুড তো খাওয়া যাবেই না। এটা তো একদম মানে খারাপ এটা আপনি কোনভাবেই খেতে পারবেন না।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। তো অ্যা অনেকেই কিন্তু দেখা যায় যে, আ এমন হয় যে আপনি বললেন যে যে ঘরোয়া যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন। আ বিভিন্ন টাইপের খাবারের যে বিষয়গুলো বললেন সেগুলো কিন্তু মোটামুটি আসলে বুঝতে পারলাম। তো আ অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ কিন্তু অফিসে ব্যস্ত থাকতেছে, বা বিভিন্ন টাইপের দেখা যাচ্ছে। আ বাসায়ও ব্যস্ত থাকে যেমন মহিলারা। তো সেক্ষেত্রে তারা কিভাবে একটু সময় বের কের করে আসলে এই যে নিজের এই কাজগুলো করতে পারে বলে আপনি মনে করেন?
একদম ঠিক।